আচ্ছা, অনলাইন ক্লাস কে আপনি কিভাবে অফলাইন ক্লাস এর সাথে তুলনা করবেন?
আচ্ছা, আসলে আমার ক্ষেত্রে অনলাইন আর অফলাইন ক্লাস দুটোই কিন্তু আমার কাছে, শেখার ২ টা ভিন্ন অভিজ্ঞতা বলতে পারেন। কারণ উ কিন্তু শেখা যায় কিন্তু আসলে সেই শেখার যে পরিবেশ, অনুভূতি বা সংযোগ, যেটাই বলি না কেন এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। আমি যদি অফলাইন ক্লাসের কথা বলি এটা আসলে এক ধরনের মানে বাস্তব অভিজ্ঞতা, তাই না? মানে সামনাসামনি বসে, টিচারদের সাথে ক্লাস করা বা classroom এ আসলে ঢোকার সাথে, সাথে একটা আলাদা পরিবেশ থাকে। মানে বন্ধুদের সাথে হাসি-ঠাট্টা করা বা শিক্ষকদের সাথে সরাসরি কথা বলা। ঠিক না? বা ওই যে white board দেখার যে বিষয়গুলো। মানে সব মিলে বেশ ভালো একটা শিখার অনুভূতি তৈরি হয়।
হুম, আচ্ছা। উ হুম। হু, হুউ। হুম। <clicks tongue> একদম তাই। হুম, <smacks lips> অবশ্যই। হুম। এক ধরনের অন্যরকম অনুভূতি, হ্যাঁ। হু। হু, হু। হু, হু। হুম। একটা physical একটা presence থাকে আসলে সেক্ষেত্রে। তো এই যে, অনলাইন ক্লাস এর শুরুতে আ আপনার উ অনুভূতিটা কেমন ছিল? ১ম দিকে কি সহজ লেগেছিল নাকি মানিয়ে নিতে একটু কষ্টই হয়েছিল?
আসলে আ অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে মানে স্বাধীনতা আছে। মানে ক্লাসে যেরকম একটা discipline ঐখানে কিন্তু আসলে discipline টা ঐরকম না। ঠিক আছে? তো আসলে আমি যেখানে থাকি, সেখান থেকে ক্লাস করতে পারি। বিশেষ করে আপনার lockdown এর ক্ষেত্রে, মহামারী যখন হয়েছে, তখন কিন্তু সবকিছুই বন্ধ ছিল। তাই না? তো তখন কিন্তু অ্যাঁ প্রথমত তো অনলাইন এ আসলে used to তো ছিলাম না। কিন্তু ওই পরিস্থিতি কিন্তু অনলাইনই ছিল একমাত্র উপায় শিখিয়ে মানে পড়াশোনাটা চালিয়ে দেওয়া। তো এটা
হুম। <chuckles> হুম। সেটা নেই। হুম, হুম। একদম। এটা সবচেয়ে বড় অসুবিধা। হুম, হুম। হু, হু। হু, হু। একদমই তাই। হুম অনেক দূরে, দূরে থেকেও দেখা যেত যে, ছেলেমেয়েরা ক্লাস করতে পারত। মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হত না সেক্ষেত্রে।
হ্যা। ঠিকই বলেছেন। একদম। আসলে মানে এটা আমাদের দেখা যায় সময় এবং দূরত্বের বাধাটাকে কিন্তু কে কাটিয়ে দিয়েছে। এবং অনেক সময় হয় না যে record করা ভিডিও দেখেও কিন্তু আবার শেখানো যায়। যেটা কিন্তু অফলাইন ক্লাসে সবসময় সম্ভব না। তবে অনলাইন ক্লাসে কিন্তু একটা challenge থাকে আমার যেটা একটু আ মনে হয়েছে। সেটা হচ্ছে মনোযোগ ধরে রাখাটা। মানে আমার ক্ষেত্রে অনেকটা হয়েছে যে, দেখা যাচ্ছে মনোযোগ ধরে রাখতে পারতাম না। দেখা যাচ্ছে যে screen এর দিকে তাকিয়ে থাকতে, থাকতে অনেক সময় হ্যাঁ অনেক সময় দেখা যায় মন অন্যমনস্ক হয়ে যায় বা আমি অন্য কোন কাজ করছি। বা ফোনে হয়তো বা কোনো বন্ধুর মেসেজ চলে আসলো বা বাসায় আশেপাশে হ্যাঁ তখন কিন্তু অন্যমনস্ক হয়ে যাই এবং ক্লাস এ মনোযোগ দেওয়াটা কিন্তু তখন কঠিন হয়ে পড়ে। আবার অ্যাঁ শিক্ষক এবং ছাত্রদের মধ্যে আসলে সরাসরি যে একটা অ্যাঁ চোখের সংযোগটা, সেটা না থাকার কারণে হয় কি যে শেখার আগ্রহটা কিছুটা কমে যায়। এটা যেটা আসলে আমার কাছে মনে হয়েছে এবং মানে ওই যে অনলাইন-অফলাইন ক্লাসের যে অনুভূতিটা। মানে ঐটা কিন্তু আসলে অফলাইন এর মতো পাইনি। স্বাভাবিকভাবে পাওয়া যাবে না কিন্তু আসলে শেখার ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা বাধা পেয়েছি বলে, বলাই যায়; আসলে আমার ক্ষেত্র থেকে।
একদমই তাই। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। যেমন? একদম। হুম। হুম, screen এ এতক্ষণ তাকিয়ে থাকা। হুম। হুম, হুম। হু, হু। আপনি ওটাতে ঢুবে গেলেন। উ একটু tough হয়ে যায় আসলে। হুম, হুম। সেটাও কমে যায়। হু, হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ।